আমিও বেশ ভালো আছি আপু। আপনার দিনটা কেমন যাচ্ছে?
উ জি, দিনটা আসলে খুবই উম ভালো যাচ্ছে। কারণ আমার মানে নিত্য নতুন বলতে পারেন যে, উঁ শখ পূরণ হচ্ছে এবং অনেক বছর পুরনো কিছু শখ ছিল, আ সেগুলো আসলে পূরণ হয়েছে। এই কালকেই পূরণ হলো, সেজন্য ভালোই যাচ্ছে।
উঁহু। ওহ! না, খুবই সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তো আমারও আপু আসলে সত্যি কথা বলতে গেলে, আমার একটা শখ আছে আসলে। আমি খুবই আ ওই জিনিসটা নিয়ে এখন কাজ করছি। আমি ভাবছিলাম যে আসলে ওই শখটাকে আমি আমার প্রফেশন হিসেবেই নিয়ে নিব। কিছুটা ব্যাকফল হচ্ছে, কিছুটা আবার আগাইতেও পারছি। তো অনেক কিছু শিখতে পারছি আসলে। তা এমন কি হয়েছে আপু? আপনি যখন একটা পো আ কোন একটা শখের ক্ষেত্রে আপনি আগাত আগানোর চেষ্টা করছেন কিন্তু, আপনি বারবার কোনো না কোনভাবে কোনো বা সমস্য আ সমস্যার ভিতরে পড় পড়ে পড়ে যাচ্ছেন?
হুম। আচ্ছা। হুম। হুম। এমন তো অনেকবারই হয়েছে। আসলে শখ আমার মনে হয় যে, কেউ শখ করবে আর শখে ব্যর্থ হবে না, তার প্রত্যেকটা শখই পূরণ হবে, এমনটাও আসলে ঠিক না। কারণ আমার মনে হয় যে কেউ যখন তার কোনো শখে ব্যর্থ হয়, তখন কিন্তু সে নতুন শখ তৈরি করে। সেটা হয়তো মাঝখানে কিছুটা সময় নেয়। সেই শখটাকে তৈরি করার জন্য বা নতুন শখ আসার জন্য। তো আমার মনে হয় যে, উম <smacks lips> ব্যর্থতা এবং শখ এই দুটো আসলে পরস্পরের সাথে জড়িত।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। <clears throat>